আচ্ছা, আপনি ক কোনো স্থানীয় বন্ধুর সঙ্গে বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল আপনার সাথে?
আসলে, এটা অনেক বন্ধুই তো রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি? ঝগড়াঝাঁটির মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়েছে, বেশিরভাগ সময়। তবে অ্যা একটা বন্ধুত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক মজার ঘটনা এ হ হয়েছিল। নে সেটা হয়েছিল কি? আমরা তো মনে করেন যে
জ্বি। জ্বি।
দেখা যেত ২,০০০ আ ৮, ৯ এর দিকে আমরা বা বাসা ট্রান্সফার করি। অন্য জায়গায় নিয়ে যাই। তো সেক্ষেত্রে আপনার নতুন যখন লোকালয়, দেখা যায় যে, সেখানে অ্যাডজাস্ট হতে কিন্তু বেশি একটা সময় লাগে। নতুন বন্ধু হইতে বা, আপনার আ এটা একটা আমার পছন্দ নাও হইতে পারে, বন্ধুত্ব। তো সেক্ষেত্রে একটা দা ভয় কাজ করেছে করতেছিল আরকি। তো আমার একটা বাধাও ছিল বা বাসা থেকে, যাতে বাসাটা চেঞ্জ না করে, অন্য জায়গায় নিয়ে যাওয়া হলে বন্ধুদের সাথে আগের বন্ধুদের সাথে এরকম সেরকম একটা দেখা সাক্ষাৎ হবে না। বয়স ছোট, হুটহাট করে, আর যেতেও যাবে যেতেও পারবো না। আ তো বয়স তখন আপনারা মনে করেন যে এটা মে বি ২০১০ এর দিকে। তখন আমি ক্লাস 4 পড়ি বা, 3 তে পড়ি, এরকম কিছু। আ তো চিট করে অন্য একটা এলাকায় গিয়েছিল, সোসাইটিতে। তো সেখানে আ একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। হ্যাঁ।
জ্বি, অবশ্যই। একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। জ্বি। বুঝতে পেরেছি। জ্বি। আচ্ছা, আমি কি আপনার কাছ থেকে জানতে পারি? ওই যে আপনি যেমনটা বললেন যে আপনার স্থানীয় একজন বন্ধুর সাথে, আপনার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ওই সম্পর্কের যে ১ম দেখাটা পরিচয়টা কিভাবে হয়েছে? কোথায় হয়েছে? যদি আমার কাছে একটু বলতেন ভালো হতো।
জ্বি। জ্বি। হুম। এইটা অনেক একটা ইন্টারেস্টিং একটা স্টোরি আ আমরা যখন যে, যে, যায় শিফট হয় এটা একটা সোসাইটি কলোনির মত। আ তো মাঠ ছিল অবশ্য। আ আমি মনে করেন যে বিকালবেলা খেলতে নেন নে নামার জন্য মানে নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য নেমেছিলাম। আ তো যারা খেলতেছিল তো ওদের পিছনেই আমি একটু মাঠে একটা সাইডে বসে মানে পিছনে বসে আরকি আ একটু মনে করেন যে ইট নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম বা পাথর দিয়ে এরকম নাড়াচাড়া করতেছিলাম। আ ঠিক আছে? আ এই মুহূর্তে একটা ছেলে আসলো। আ আমার বয়সই সেম 3 4 এই পড়ে। আ তো এসে পানি খাচ্ছিল। পানি খাওয়ার পরে বলতেছিল যে, "আচ্ছা তোমাকে তো আমি কোথাও দেখিনি এর আগে। এ্যা তুমি কি এখানে নতুন?" "আ জি, হ্যাঁ আমি নতুন। এখানে নতুন।" "তো কোথায় থাকো?" "যে এই বিল্ডিং এ থাকি।" "তো তাই নাকি? আমিও তো এইব এই পাশের বিল্ডিং এ থাকি। কোথাও তো দেখলাম না?" "যে, যে নতুন আসছি বল্লাম?" "তো আচ্ছা তুমি কি আ তুমি খেলাধুলা করবা?" কা তখন আমি চিকন ছিলাম, অবশ্য অনেক চিকন ছিলাম। তো "হ্যাঁ, খেলাধুলা করব।" কয়, "তুমি পারবা খেলতে? তুমি তো অনেক হ্যাংলা।" <laughs> সেভাবে বলেছিল আ মানে <chuckles> সহজ "তুমি তো অনেক হ্যাংলা, তুমি পারবা খেলতে?" আ তো ওই জিনিসটা আ মানে ওই যে শ মজার মজা মানে মজার ছলে বলতে কি? মানে স্ট্রেট ফরওয়ার্ড বলতেছিল। মানে ছোটবেলাতো আপনি মনে, মনে, যেসব কথা আসে সেটাই বলে দেয় আরকি। তো আমার কাছে ওই সেন্স অফ হিউমরটা ওই ছেলের অনেক ভাল লাগছিলো পরে। তারপর থেকে আ একসাথে দেখা গেছে যে, একসাথে স্কুলে যেতাম। <swallows> একই স্কুলে পড়তাম। ঠিক আছে? একসাথে চলাফেরা করা শুরু হয়। তার মাধ্যমে আরো বেশ কয়েকটা বন্ধুত্ব স সৈরি মানে তৈরি হয়ে যায় আরকি।
জ্বি। হুম। ও আচ্ছা! <chuckles> বুঝতে পেরেছি। হু, হু। কিছুটা মজার ছলে বলেছিল। হুম। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে হুম, আচ্ছা। যাক, শুনে অনেক বেশি ভালো লাগলো, যে আপনি একটি নতুন কল কলোনিতে গিয়ে আপনার যে একজন নতুন একটি বন্ধু হয়েছে, তাও ভালো একজন বন্ধু। তো এই বিষয়টা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। তো এইভাবে আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এইযে আপনি বললেন যে, আপনার আপনার স্থানীয় বন্ধুর সাথে বা, কলোনির একজন বন্ধুর সাথে আপনার এ ছোটবেলাটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে ১ম দেখার মাধ্যমে। তো ওই দিনটা আসলে ১ম দিনটা আসলে কেমন ছিল? বন্ধুত্বের সাথে অ্যা ১ম একটা দিন কাটিয়েছেন, সারাটা দিন বা, খেলাধুলা করেছেন। ঐ ১ম দিনটা কেমন ছিল? ১ম দিনের একটু অভিজ্ঞতা শেয়ার করবেন আমার সাথে?
হুম। হ্যাঁ। উ জি। আচ্ছা। হ্যাঁ, ১ম দিকে যখন বন্ধুত্বতা তৈরি হয়, তখন তো আপনারা মনে করেন যে, একটু আ filter রাখতে হয় ভেতরে। <chuckles> যাতে সবকিছু হ্যাঁ, না হয়, কোন কিছু যাতে মাইন্ড না করে। ঠিক আছে? আস্তে, আস্তে, আস্তে, আস্তে গভীর হতে থাকে। তবে হ্যাঁ, ১ম ঐযে ভালো লাগা, ওই ছেলের মাধ্যমে যে পরিচয় হলাম, আ ছেলেটা খুবই আন্তরিক ছিল। এবং আ মনে করুন অল্প বয়সে এরকম মাইন্ড খুবই কম হয়ে থাকে। অনেক সময় নাও হয়। সবার তো একরকম থাকে না। একেক রকমের ক্যাটাগরি হয়ে থাকে একেকটা ছেলে। আ তো ওই ছেলের মাধ্যমে আ আসলো, যে, "ভাইয়া, ও খেলবে।" বেশ কিছু কয়েকটা সিনিয়র ছিলো। তখন তারা 5, 6, 7, এ পড়তো, এরকম। আমি ছোট ছিলাম। তো আমার থেকে একটু ছোট ছিল বা, আমার সমবয়সী ছিল। তো তার মাধ্যমে এ খেলা শুরু, পরিচয় হলো এবং যেহেতু কলোনির ওইখানে আ সবাই একটু broad-minded ছিল, একটু। মনে করেন ভালো মন মানসিকতার সাথে ছেলে মিলেই ছিল। তো ওভাবে আপন করে নিছে। তো আমি খুবই ইঞ্জয় করছি ১ম দিনটা, ওই খেলাধুলা, তাদের মা ওই ছেলের মাধ্যমে যে পরিচয়টা হলো। তারপর থেকে আস্তে, আস্তে কথা বলা শুরু হলো। দেখা যেত যে, অ্যা একটা টাইম থাকতো। যে আ দেখা যেত যে, গ্রীষ্মকালে একটু দিনের বেলাটা একটু বড় থাকে। দেখা যেত যে, আ ৫ টা বাজে হলে, ফজ আ মানে আসরের নামাজটা হলে, আ নেমে পড়ো, আমি এই মাঠেই থাকবো। ঠিক আছে? তো ওইভাবে দেখা হতো। আগে তো ফোন-টোন ছিল না, <chuckles> মোবাইল-টোবাইল ছিল না। তো এটাই একটা মাধ্যম ছিল।
হুম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হুম। হুম। হ্যাঁ, <chuckles> ঠিক বলেছেন। আজকে হ্যাঁ, যাক, শুনে অনেক বেশি ভালো লাগলো যে, আপনার বন্ধুর সাথে যে ছোটবেলার মিষ্টি মধুর যে সম্পর্কটার কথা জেনে, আমি অনেক খুশি হয়েছি। তো এইযে, আপনার যে এইযে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, তো এই সময়ের সঙ্গে আসলে কিভাবে আপনার এই বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি অনেক বেশি গভীর হয়েছে? আপনার কাছে কি মনে হয়, যে আসলে এটা কি মাধ্যম বা, কোন কারণে উম বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গভীর হয়েছে, এটা একটু বলবেন?
হুম। জি। হ্যাঁ। জি। আ হ্যাঁ, অবশ্যই। এইযে, আপনার মনে করেন, ঐযে একই স্কুলে পড়তাম। দেখা যেত যে, তখন একসাথে যাওয়া হলো। একই ক্লাসে পড়তাম। আ একসাথে বসা বসি হত, আরকি। তো অ্যা দেখা যেত যে অনেক সময় আপনারা মনে করেন যে, আ টিফিনের টাকা অনেক সময় আমার শর্ট পড়ে যেত, তো সে ঐ ঐখান থেকে হেল্প করতো আমাকে। আমি আর শর্ট পড়ে গেলে, আমি তাকে হেল্প করতাম। মানে, তার শর্ট পড়লে আমি হেল্প করতাম। তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যেত যে, তার মাধ্যমে বা, আমার মাধ্যমে, বেশ একটা সুন্দর একটা বন্ধু মহল তৈরি হয়ে যায়। আরো কয়েকজন বন্ধু আসে, এড হয়। কিন্তু বন্ডিংটা তার সাথে সবচেয়ে বেশি স্ট্রং ছিল। এবং দেখা যেত, দুষ্টামি, বান্দরামি তার সাথে বেশি ছিল। এবং আ আপনার মনে করেন যে, বন্ডিংটাও শক্ত ছিল তার সাথে আমার বেশি। আ দেখা যেত যে, আ কোন বিপদ হলেও আ আমার সে দৌড় দিয়ে আমার কাছে সাথে চলে আসতো আমার দিকে চলে আসতো। ঠিক আছে? আমাকে হেল্প করতো, সাহায্য করতো। তার থেকে তার ক্ষেত্রে যদি কোন সমস্যা হতো, আমিও তার দিকে যেতাম ছুটে যেতাম। তো এরকম একটা বন্ধু তৈ তৈরি হয়েছিল এবং স আ একটা ঘনিষ্ঠ একটা বন্ধু হয়ে গেছে। এবং আজও তার সাথে আমার দেখা হয়, ঐ আগের মতনই আড্ডা হয়। আ ঠিক আছে? একটা সুন্দর একটা সার্কেল তৈরি হয়, ভ্রমণ করা হয় একসাথে। না এখনো মনে করেন যে, ঐ দিনগুলোর কথা মনে পড়ে যে, কীভাবে পরিচিত হয়েছিলাম?
হুম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। জি, জি। জি। যাক শুনে অনেক বেশি ভালো লাগলো যে, আপনার এই ছোটবেলার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এখন পর্যন্ত অব্যাহত আছে। এবং আপনাদের প্রতি আপনার এখন পর্যন্ত আগের মতই আন্তরিক আগের মতই আপনাদের একজন আরেকজনের প্রতি যে, ভালোবাসাটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যেই বন্ধনটা এইটা আগের মতোই আছে। তো এইস বিষয়টা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। সত্যি এটা খুবই প্রশংসার দাবিদার। কারণ একজন ভালো মানুষ না হলে কিন্তু আসলে এত লম্বা সময় ধরে একজন আরেকজনের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা টিকিয়ে রাখাটা কিন্তু এখন বর্তমান সময়ে খুবই কঠিন। তো এই বিষয়টা জেনে হ্যাঁ, তো এই বিষয়টা জেনে আমার অনেক বেশি ভালো লাগলো। তো আপনার এই যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক, এতো লম্বা সময়ের টে লম্বা একটি জার্নি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, <coughs> আসলে এর মাঝে কি কোনো, এমন কি কোন স্মরণীয় স্মৃতি আছে যেটা আসলে আম আপনারা যখনই একসাথে হন তখনই আপনাদের এই বিষয় নিয়ে কম বেশি কথা বলা হয়?
হ্যাঁ। জি। হুম। খুবই কঠিন হয়ে যায়। হ্যাঁ। হুম। জি। ওই স্মৃতি তো একটা আছে। যেমন প্রথম পরিচয়টা, ঐটা বেশি মজাদার ছিল, এবং ওইটা নিয়ে দুষ্টামি হয় অবশ্য তবে আরও একটা স্মৃতি হ্যাঁ আছে। আ যেইটা হচ্ছে যে দেখা যেত যে
বুঝতে পেরেছি।
আপনার আ ওব ওই সময় ছোট কালে দেখা যেত যে, অন্য আ পাশের এলাকার গলির আ মানুষদের সাথে বা ছেলেদের সাথে একটু ঝগড়াঝাটি কোলাহল এরকম একটা দ্বন্দ্ব তৈরি হত আরকি। আ ঠিক আছে? আ ঠিক আছে এই এলাকায় তুমি আসতে পারবা না, ওই এলাকায় আমরা যেতে পারব এরকম একটা বিষয় কিন্তু থাকত। তো হ্যাঁ, ওরকম একটা স্মৃতি আছে এবং ওই স্মৃতিতে হয়েছিল কি? আপনার মনে করেন যে আ পাশের এলাকা থেকে, আপনার মনে করেন যে, কটা ছেলে আস এসেছিল আ ঝামেলাও করতে। আ ঠিক আছে? তার নামে একটা বিচার আসছিল। সে নাকি এটা করছে। আ বোতল ফিকে মারছিল তার আ কার গায়ে যানি লাগছিল। তো ঐটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল। তো ওই ক্ষেত্রে আমি মনে করেন যে যখন আসে আমি সবার ১ম এ আমি তখন মাঠে খেলতেছিলাম। আ এটা হচ্ছে গিয়া ৫,৬ এর ঘটনা। সিক্স এর ঘটনাই হবে। আ ২ বছর পরে। তো আমি যখন শুনি তখন আর মনে করে যে আমার আ আমার বন্ধু তারও বন্ধু। তো বেশ কয়েকটা সিনিয়র নিয়ে এবং বন্ধুদের নিয়ে সেখানে যাই। সেখানে যেয়ে আমি মনে করেন যে তাকে ঐখান থেকে আ সেইভ করি। ঠিক আছে? আ <chuckles> আ পরে মারামারি থেকে হতাহত থেকে একটু রক্ষা করি। আ দেখা যাচ্ছে যে, জিনি নারে জিনিসটা আরো বেশি হয়ে যেত এবং আমার যে, যে, বড় ভাইরা ছিল সেটা মীমাংসা করে দেয়, সমাধান করে দেয়। তো ওই জিনিসটা এখনো স্মরণীয় হয়ে আছে।
হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম। জ্বি। হুম। বুঝতে পেরেছি। হুম। জ্বি। জ্বি, জ্বি, আমি বুঝতে পেরেছি যে, আসলে বন্ধু যে আমাদের বিপদের বন্ধুই হচ্ছে সবথেকে ভালো বন্ধু। সেটার প্রমাণ হচ্ছে আপনি আর আপনার বন্ধু। তো এইটা শুনে অনেক বেশি ভালো লাগলো যে আপনার মানে ওনার বিপদের সময় আপনার বন্ধুর বিপদের সময় আপনার হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তো এইটা সত্যি খুবই প্রশংসার দাবীদার। আমি আমার কাছে শুনে অনেক বেশি ভাল লাগলো। তো এইযে আরেকটা বিষয় যে, এইযে আ আমরা বন্ধু এয়া আমাদের খুব কাছের বন্ধু হলে কিন্তু আমরা একসাথে ঘুরতে যাই বা, ভ্রমণে যাই। তো আপনারা কি কখনো এমন কোথাও ভ্রমণে গিয়েছেন? যে স মানে মানে ওই ভ্রমণে শুধুমাত্র আপনি আর আপনার এই বন্ধু মিলে অনেক দূরে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, কয়েকদিন বাইরে থেকেছেন? এমন কি কোন ভ্রমণের স্মৃতি আছে? যদি একটু বলতেন?
হ্যাঁ। জ্বি। হুম। আচ্ছা। হ্যাঁ, আ আছে। আ যেহেতু আমরা স্কুল কলেজে একসাথে পড়ালেখা করেছি। কলেজে থাকতে আ পরীক্ষা দেওয়ার সাথে, সাথে দেখা গেছে যে, এম আমাদের কলেজে একটা ম্যাডাম ছিল। আ আমাদেরকে অনেক ভালো জানতো। উ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল বলতে গেলে। তো তার যখন বিয়ে হয়, তখন আমি আর সে আমার সেই বন্ধু, ওইখানে যাই। আ সেটা বলতে গেলেন যে, যশোর, মাগুরাতে। ঠিক আছে? মাগুরাতে যাই আমরা। আ ও ওনার বাড়িতে। তো উনি আমাদেরকে ইনভাইট করে। আ তো হ্যাঁ, ও তার সাথে আমার মনে করেন যে থাকা, খাওয়া হয়েছে। একসাথে ঘুমিয়েছি তখন। আ শুধু তার সাথেই ছিলাম আরকি। আমরা দুজনেই সি ছিলাম। অবশ্য একটা ফাংশন ছিল। তো সেখান থেকে অবশ্য দেখ আ দেখা গেলো যে আ বেনাপোল ওইখান থেকে ২-৩ ঘন্টা রাস্তা। আ যেহেতু ৩, ৪ দিনের জন্য গেলাম, তো বেনাপোলেও একটু ঘুরে আসি। তো তার সাথে গেলাম বেনাপোল একসাথে। এ বেনাপোল zero পয়েন্টে। আ একটু পরে হচ্ছে গ্যা বর্ডার। তো ওই এরিয়াটা আবার অনেক সুন্দর ছিল। তো এখান থেকে আ আপনারা মনে করেন যে বেনাপোল ওইখান থেকে লাঞ্চ-টাঞ্চ করে, মনে করেন যে সকালে বেরিয়েছি। আপনার লাঞ্চ করে বিকালে আবার চলে এসেছি। আ তো তার সাথে এভাবে ঘোরা হয়েছিল একবার। আর বেশিরভাগ সময় মনে করেন যে ৮, ১০ জন, ৬ জন, ৭ জন বন্ধু-বান্ধব ছিলই, ভ্রমণের ক্ষেত্রে।
হুম। হুম। হুম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। যাক, শুনে অনেক বেশি ভালো লাগলো যে, আপনি আপনার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছেন। তাও আবার, আপনি ম্যাডামের বিয়েতে গিয়েছিলেন। তো, আসলে মানে যেখানেই যান না কেন, বন্ধুর সাথে যখন ভিন্ন কোথাও ঘুরতে যাবেন, তখন যদি বন্ধুটা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা কিন্তু অনেকটা ভালো কাটে। সময়টা অনেক মজার হয়। তো এইটা শুনে অনেক বেশি ভালো লাগলো যে, আপনারা যথেষ্ট অ উপভোগ করেছেন আপনার এই ভ্রমণটা। তো, এইযে এখনটা আপনি খুব ব্যস্ত জীবন পার করলেন করেন, তো এই ব্যস্ত জীবনের মাঝে এইযে সম্পর্কটা টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনার রুটিনটা কি মানে মেনে চলা কি কষ্টকর হয়? বা, কেমনভাবে আপনার সম্পর্কটা টিকিয়ে রেখেছেন?
হুম। উ জ্বী। হ্যাঁ। মজার হয়ে যায়। জ্বী। হ্যাঁ। তা এটা তো স্বাভাবিক যে, এখন কর্মজীবনে আছি। আগের মতো প্রতিদিন ও ওভাবে খেলাধুলাও হবে না, দেখা-সাক্ষাৎও হবে না। তবে হ্যাঁ, সপ্তাহ আগে যেখানে প্রতিদিন হতো, সেখানে সপ্তাহে ১ দিন হয়, কি ২ দিন হয়। শুক্রবার বিশেষ করে শুক্রবার, শনিবার এই ২ দিনের ছুটি থাকে বেশিরভাগ মানুষের। তো, ওই ক্ষেত্রে এই ২ দিনই হয়তোবা দেখা কোন সময় শুক্রবারই বেশি দেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবারই দেখা হয়। আ সবাই মিলে আড্ডা দেই। মা ঠিক আছে? তো, সেখানে আপনারা মনে করেন যে, পা দেখা-সাক্ষাৎ করি এবং খুনশুটি করে থাকি, আ চায়ের আড্ডায় আরকি।
হুম। বুঝতে পেরেছি। হুম। যাক শুনে অনেক বেশি ভালো লাগলো। তো এই যে অ্যা মানে আপনার যেই স্থানীয় একজন বন্ধুর সাথে একটু পরিচয় হলো, সেই ছোটবেলায়। এ ছোটবেলা থেকে এখন পর্যন্ত, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি ঠিক আগের মতেই অটুট আছে। তো এইটা অবশ্যই খুবই প্রশংসার যোগ্য। ওই কিভাবে মানে, যদি কোন কেউ যদি আসলে, ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় একটি মানুষের সাথে, তো ওই, ওই সম্পর্কটা আসলে ম মানে মেইনটেইন করার জন্য বা সম্পর্কটাকে ভালো রাখার জন্য, ঐ মানুষটাকে আসলে আপনি কি টিপস দিবেন? যদি একটু শেয়ার করতেন?
হুম। জি। হুম। অবশ্যই। এই ফ বন্ধুবান্ধবের ক্ষেত্রে মনে হয় যে, আনফিল্টার্ড‌ হইতে হয় অনেক সময়। বুঝতে পারছেন? আ বিশেষ করে শৈশবের বন্ধু। প তার মানে এই না যে, আপনি শুরু থেকেই আনফিল্টার হবেন। আ একটা কারণ, এটা আ আনকমফর্টেবল সবার জন্যই। যেকোনো মানুষ আনকমফর্টেবল ফিল করবে, আপনি আ আনফিল্টার হয়ে মনে করেন যে, হয়তোবা বন্ধুদের সাথে যখন আপনি যেইসব কথা বলি, ১ম এ কিন্তু সেইটা বলা যায় না। তো আস্তে, আস্তে আপনি মনে করেন যে দিন যেতে, যেতে ওই, ওই জিনিসটা চলে আসে বন্ধুবান্ধবের মধ্যে। অ্যা ১ বছর, ৬ মাস, ৫ মাস, আ ৮ মাস যাওয়ার পরে, তখন ঐ জিনিসটা চলে আসে। তো এভাবেই আপনি মনে করেন যে, বন্ধুটা এবং আ কোন ভেদাভেদ না করা, কোন শ্রেণী, মনে করেন আপনার একটা সার্কেলে, অনেক বড় লোকের বন্ধু থাকতে পারবে, থাকতে পারে। আবার আপনার মধ্যম অ্যা মিডল ক্লাসও থাকে। আবার একটু গরিব অ্যা থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং টা যত ভালো থাকবে, আপনার বন্ধুত্বটা ততো ভালোভাবে টিকে থাকবে সেইক্ষেত্রে।
বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ। একদম ঠিক বলেছেন। হুম। জি, বুঝতে পেরেছি। জ্বি, জ্বি, জ্বি। বুঝতে পেরেছি। তো যাই হোক, আজকে আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। তো ছোট্ট করে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে, আপনি কি এইযে আপনার বন্ধু আ আপনার যে খুব কাছের একজন বন্ধু পেয়েছেন, তো এই বন্ধুটা পেয়ে কি আপনি আপ আপনি কি নিজেকে অনেক বেশি লাকি ফিল করেন?
হুম। জ্বি। অবশ্যই। <scoffs> হ্যাঁ, বন্ধুদের ক্ষেত্রে এটা সামনাসামনি বললে হয়তোবা আ তারা অ অনেক কিছু মানে উপরে মানে তাদের কি, কি করে মানে পাম্প মনে করবে। অনেক কিছু মনে করবে। আ ঠিক আছে? যার কারণে বন্ধুদের সামনে আ দুষ্টামি, ফাইজলামি করি। তাদেরকে একটু খোঁচা মেয়ের কথা বলা হয়। আ কিন্তু অ অবশ্যই আমার কোন বন্ধু-বান্ধবের মন্দে কেউ কারো পিছনে ক কথা আ প্রশংসা করেছে সবসময়। তো, হ্যাঁ, আমি বলতে পারি যে লাকি।
জ্বি। জ্বি, বুঝতে পেরেছি। জ্বি, জ্বি। যাই হোক জ্বি, ধন্যবাদ। তো যাই হোক, আজকে আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে আপনার একজন বন্ধুর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, ওইযে স্মৃতিটা শুনে অনেক বেশি ভালো লাগলো। আর আপনার সবথেকে বেশি ভালো লাগলো যে, আপনি আপনার বন্ধুর প্রতি অনেক বেশি আন্তরিক, একজন আ আ আরেকজনের প্রতি অনেক বেশি হেল্পফুল। একজন আরেকজন বিপদে এ আপদে আসলে ঢাল হয়ে দাঁড়ান। তো এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ অনেক কথা উঠে আসলো আমার ব্যক্তিগত জীবনের, বন্ধুত্ব নিয়ে। তো বেশ ভালো লাগলো আপনার সাথে এই বিষয়ে আড্ডা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ শুভ সন্ধ্যা।